হ্যালো।
হ্যালো! ভাইয়া কেমন আছেন?
হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও ভালো আছি ভাই। আপনার দিকটা কেমন যাচ্ছে?
উম <smacks lips> আমার দিন গেছে মোটামুটি আমার আগের কিছু কাজ পেন্ডিং ছিল। ওগুলা শেষ করার মাধ্যমে একটু রিল্যাক্স হয়েছি। তো দিনটা ভালোই গিয়েছে। আপনার কেমন গিয়েছে?
<clears throat> আমারও ভালো যাচ্ছে ভাইয়া। আমি ভাবছি, <smacks lips> আসলে একটা সমস্যা হয়েছে। আমি আপনাকে বলি একটু বুঝছেন? আমার না ইউনিভার্সিটির ক্লাসটা শুরু হয়ে গেছে। বুঝছেন। এখন মাঝখানে ক ২০-২৫ দিন যেহেতু ক্লাস-টাস ছিল না। দেখা গেছে আমি গেম খেলতে পেরেছি। ল্যাপটপে ফোন ইউস করেছি। ইচ্ছামতো রিল দেখতাম। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে কি? আমি এখন ক্লাসে ইদানিং শুরু করেছি যে ক্লাসের পিছে বসে, বসে আমি রিল দেখি। ঠিক আছে? এখন তো আমি এটার জন্য হচ্ছে ফোকাস করতে পারছি না। না কোনো কিছু করতে পারছি। আমার একটা সমস্যা হচ্ছে। <tsk> তো আমি ভাবছি যে এখন কয়েকটা দিন আমি ভাব আ মানি ফোন-টোন ছাড়াই থাকব আসলে। কিন্তু বুঝতে পারছি না যে, এটাতে আসলে আমি পারবো না কি না। অ নাকি বেশি সমস্যা হবে। আপনার কি মনে হয়?
হু, হু। হুম, হুম নিশ্চয়ই। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম। হুম।